আচ্ছা, আপনার জীবনের সবচেয়ে সাহসী সিদ্ধান্তটা কী ছিল?
আচ্ছা, সাহসী সিদ্ধান্ত আসলে অনেকগুলোই ছিল। তার মধ্যে হচ্ছে একটা ছিল যখন আসলে আমি কলেজে পড়ি। তো কলেজে পড়াকালীন সময় ব্রেস মানে বৃষ্টি হচ্ছিল জড়সড়ভাবে। এবং আমার এক ফ্রেন্ড ছিল। ওর আসলে বোনের হাসব্যান্ডের সাথে ওর বোনের একটা বেশ ঝামেলা হয়েছিল এবং ওর বোন হচ্ছে বাসা থেকে বের হয়ে গিয়েছিল। তো কোথায় বের হয়ে গেছিল সেটা একমাত্র আমার ঐ ফ্রেন্ড জানত। মানে আম আ মানে ওর পরিবারের আর কেউ জানত না। তো আমার ফ্রেন্ড আসলে মানে আমরা যেহেতু বেশ ছোট ছিলাম। কলেজে সবে মাত্র উঠেছি। তো দেখা যেত যে experience সবকিছু দিক থেকে বেশ ছোট। তো আমার ফ্রেন্ড আসলে চিন্তা করছিল যে ও আসলে ওর মানে বোনের কা সাথে দেখা করতে যাবে। যেহেতু বাসায় কাউকে না বলে কোথাও চ মানে চলে গেছে। তো আসলে গিয়েছিল ওর মাম উনার মামার বাসায়। তো মামার বাসায় ওখানে আসলে আমার ফ্রেন্ড ওকে মানে ওর বোনের কাছে চলে যাবে এবং বা বোনের কাছে আনতে যাবে এরকম একটা কিছু ছিল বিষয়টা। তো পরবর্তীতে ও আসলে সাহস পাচ্ছিল না যে যাবে। তো পরবর্তীতে আসলে আমরা ২ জন ফ্রেন্ড মিলে ওকে সাহস দিলাম যে, "না, ঠিক আছে আমরা তোমার সাথে যাবো। সমস্যা নেই।"
ও আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। ও, খুবই ভালো একটি ব্যাপার।
তো আমরা আসলে ঢাকা থেকে সেই নারায়ণগঞ্জে আম একটা বাস ধরলাম। বাস ধরে আসলে চলে গেলাম। মানে প্রায় ১ ১/২ ঘন্টার মত একটা জার্নি করে ওকে আসলে ওখানে পৌঁছে দিয়ে তারপরে আবার আমরা রওনা দিলাম। রওনা দিয়ে আবার বাসায় চলে আসছি। তো ঐটা আসলে জীবনের ১ম একটা সাহসিক ঘটনা ছিলো।
<chuckles> ও, আচ্ছা, আচ্ছা। খুবই চমৎকারভাবে কিন্তু আসলে আ বললেন যে আসলে যেভাবে আসলে একজনাকে যেভাবে সাহায্য করেছেন। বা, এই ধরনের আসলে হেল্প করতে বা আপনারা যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, সেটা খুবই যৌক্তিক ছিল, যেমনটা আসলে আপনি বোঝালেন। তো কখনো কি আসলে আ কখনো মনে হয়েছে যে আসলে কোন একটি সিদ্ধান্ত আ নিয়েছেন। আ সেই সিদ্ধান্তটা নিয়ে কোনো দ্বিধা অনুভব করেছেন? এরকমটা কি কখনো হয়েছে আপনার ক্ষেত্রে?
হুম, জ্বি। হুম। আসলে এমন কখনো হয়নি যে একটা সিদ্ধান্ত নিয়েছি, পরে মনে হয়েছে যে আসলে সিদ্ধান্তটা নেওয়া উচিত হয়নি। কারণ মানে আমি স্বভাবতই একটু বুঝে, শুনে, চিন্তা, ভাবনা করে তারপর হচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। তবে হ্যাঁ, আমার সিধ
এটা কিন্তু খুবই একটি ভালো ব্যাপার।
জ্বি?
এটা কিন্তু খুবই একটি ভালো ব্যাপার।
আ জ্বি, মানে আসলে দেখা যায় যে, মানে পরিবারে অ্যা বড় যারা আছেন, তাদের সাথে আসলে দেখা যায় যে, বিষয়গুলো বলার আগে, আমি নিজে একটু চিন্তাভাবনা করে, তারপর হচ্ছে হলো গিয়ে বুঝে শুনে বলার চেষ্টা করি বা, সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। মানে পারিপার্শ্বিক সব অবস্থানটা বুঝে আসলে সিদ্ধান্তটা নেওয়ার যে অভ্যাসটা, সেটা আমার মধ্যে আসলে ছোটবেলা থেকে আছে। তো সেইক্ষেত্রে দেখা যায় যে, ঝুঁকিগুলো আসলে বেশ কম থাকে।
খুবই দারুণভাবেই কিন্তু আসলে বললেন। কিভাবে আসলে আপনি আপনার অ্যা যে সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে যে, পারিপার্শ্বিকতা বা যে দিকগুলো নিয়ে খুব বেশি আসলে অ্যা ভাবেন এবং বোঝার পরেই কিন্তু সেই সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন আরকি। খুবই দারুণভাবে কিন্তু আসলে বললেন। তো দেখা গিয়েছে যে, ব্য কখনো আসলে কোন একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং পরবর্তীতে এ্যা সেই সিদ্ধান্তই আসলে ঠিক ছিল। তো এইরকম কোন ঘটনা আপনার জীবনে ঘটেছে কিনা?
হুম। হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছে। আসলে একবার গ্রামের বাড়িতে আমরা মানে ঘুরতে যাব। তো বাবা বলছিলেন যে আসলে এখন আমাদের ঘুরতে যাওয়া উচিত হবে না। তো আমি বললাম যে না, আসলে আমাদের এখন ঘুরতে যাওয়া উচিত হবে। কারণ হচ্ছে হলো গে অনেক বছর ধরে আমরা বাড়িতে যাচ্ছিলাম না। আবার দেখা গেল যে মানে সবার সাথে আমাদের দেখাও হচ্ছিল না। তো এতে দেখা যায় কি মানে অনেক দিন, অনেক বছর বা, অনেক দিন ধরে যদি কারো সাথে দেখা সাক্ষাৎ না হয়, দেখবেন যে আত্মীয়-স্বজন বা, হচ্ছে হলো গিয়ে দাদা-দাদীর থাকে না? যে বয়োজ্যেষ্ঠ যারা থাকেন তাদের সাথে কবে দেখা হবে না হবে, এটা কিন্তু বলা যায় না। তো যখন আসলে আমরা হু, হু।
<chuckles> হ্যাঁ। হ্যাঁ। অনেক সময় কিন্তু উনারা, অনেক সময় কিন্তু কথাও শোনায় এগুলোর কারণে কিন্তু।
একদম। এবং তারা কিন্তু আ অনেক মুখিয়ে থাকেন যে বাড়ির ছোট সদস্যদের দেখবেন। যেহেতু দাদা-দাদী আর নাতিদের সম্পর্ক বেশ মানে একটা মধুর সম্পর্ক হয়ে থাকে। এবং নানীরাও দেখা যায় যে অনেক বছর পরে দেখতে পান। দাদা-দাদীরা না হয় আসেন। তারপর নানা-নানীরা কিন্তু অনেক, অনেক বছর পর, পর আসেন। মেয়ের বাড়িতে এমনিতেই আসতে চায় না। তো সেইক্ষেত্রে দেখা যায় যে সবসময় মুখিয়ে থাকতেন। এবং আমাদের যেহেতু অনেক দেরি করে যাওয়া হচ্ছিল। তো পরবর্তীতে আসলে সিদ্ধান্ত নিলাম যে আমরা যাবো। তো আমি আসলে এটা কিভাবে বলবো জানি না। মানে আমাদের যাওয়ার ২ দিন পর হচ্ছে মানে আমার এক এ মানে দূর-সম্পর্কের নানা আছেন, উনি আসলে গত হয়ে গেছেন। তো পরবর্তীতে দেখা গেল যে ওনার সাথে আসলে যেদিন গেলাম তার ঐদিন দেখা হল। তার পরের দিনও দেখা হলো। কিন্তু ৩ দিন পর সে আসলে মানে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তো এই জিনিসটা আসলে হয়তো আমরা না গেলে মিস করতাম বা, হচ্ছে তার সাথে কখনো দেখাও হত না। আর মানে দা দেখা যেত যে সে কবে দেখেছি আর কখনো মানে এই জীবনে আর দেখাই হত না। তো ওই সিদ্ধান্তটার জন্য দেখা যায় যে, বাসায় আ সবাই মাঝে, মাঝে বলে যে আমার সিদ্ধান্তে যদি না যাওয়া হতো তাহলে হয়তো কখনো ওই মানুষটার সাথে আর শেষ দেখাও করতে পারতাম না।
<chuckles> এটা কিন্তু চমৎকার বললেন। <chuckles> এটা কিন্তু খুবই দুঃখজনক একটি ব্যাপার। এটা কিন্তু খুবই চমৎকারভাবে বললেন। এবং আ যে অনুভূতিগুলো দিয়ে আসলে বললেন যে আসলে আপনি একটি হঠাৎ একটি সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পরবর্তীতে আসলে আ সেই সিদ্ধান্ত নেওয়াটাই আসলে একটা ভালো একটি দিকে আসলে নিয়ে গিয়েছে। এবং আ যেমনটা আসলে আপনি বোঝালেন। তো অনেকক্ষেত্রে দেখা যায় যে আসলে কোন একটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি আপনার আ বাবা-মা বা, বা কাউকে আসলে আ পরামর্শ চাওয়া হয়েছে কিনা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে?
হু। হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বিষয় আসলে বাবা-মার এবং ভাইবোনের সি মানে সিদ্ধান্তের যেই মতামতটা সে মতামত নিয়েছি অনেকবার। যেমন দেখা গেছে যে পড়াশোনার ক্ষেত্রে। একবার হচ্ছে হলো গিয়ে মানে একটা কোচিংয়ে ভর্তি হবো। তো কোচিংয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে আসলে আ মানে মা মানছিলেন, বাবা মানছিলেন না। তো দেখা গেল যে, এখন বাবাই তো সবকিছু পরিবারের, তাই না? তো বাবা মানলেই হচ্ছে হলো গে একটা সিদ্ধান্ত আসলে ঠিকঠাকভাবে নেওয়া হয়। তো সেক্ষেত্রে বাবাকে নারাজ করে কোন সিদ্ধান্তে আসলে যেতে পারছিলাম না বাসার কেউ। তো পরবর্তীতে দেখা গেল যে, বাবাকে একটু ভা ভালোভাবে বুঝিয়ে convince করে এবং পারিপার্শ্বিক সব অবস্থান তার সামনে তুলে ধরে দেখা গেল যে, ১ সপ্তাহ ধরে শুধু তাকে বোঝাতে হয়েছে যে, না, এই কোচিংটা ভালো হবে, এই কোচিংএ পড়ি। তো পরবর্তীতে বাবা আমার সাথে ওই কোচিংয়ে গেলেন, আশেপাশে সবকিছু দেখলেন। এবং যখন দেখলেন যে না, ওইটা আসলে একটু সেফ জায়গা এবং না মেয়েদের জন্য আলাদা ক্লাসের একটা ব্যবস্থা করা আছে এবং ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা এবং সেখানে সিকিউরিটির যে বিষয়টা, সেটা অনেক বেশি strong। মানে পরিবার না যাওয়া পর্যন্ত আসলে বাচ্চাদেরকে হ্যান্ড মানে handover করা হয় না কারো কাছে। এবং একা ছাড়া হয় না। তো সেই জায়গাটা থেকে বাবা যখন আসলে স্বস্তি পেলেন, তখন আসলে সিদ্ধান্তে যেতে পারলেন যে, হ্যাঁ। তো তখন আসলে এই সিদ্ধান্তটা নেওয়া আমার জন্য বেশ সহজ হয়ে গিয়েছিল যে, বাবা আস মানে আমার সিদ্ধান্তে সহমত জানিয়েছিলেন।
আচ্ছা। খুবই দারুন ব্যাপ এটা কিন্তু খুবই ভালো করেছেন। <chuckles> এটা কিন্তু খুবই দারুণ ব্যাপার। খুবই চমৎকারভাবে কিন্তু আপনি বললেন যে, আপনার যে সিদ্ধান্তগুলো খুবই সঠিক ছিল। যেটা আসলে পরবর্তীতে আ বিভিন্ন পারিপার্শ্বিকতা বা, বাস্তবতার কারণেই কিন্তু আসলে বুঝতে পেরেছেন আপনার আ পিতামহ। এবং পরবর্তীতে কিন্তু সেই সিদ্ধান্তের সাথে আপনার সিদ্ধান্তের আ যে মিলটা বা agree করা যে ব্যাপারটা, সেটা কিন্তু আসলে হয়েছে, যেমনটা আপনি আসলে বললেন। তো কখনো কি এরকম হয়েছে যে, আপনি কোন একটি সিদ্ধান্ত নিয়েছেন বা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু পেছন থেকে আসলে আপনাকে আ কোনো না কোনোভাবে কিন্তু আসলে সেটা থেকে বিরত রাখার চেষ্টা করছে বা, আ কটুকথা বলছে? তো এরকমটা কখনো কি হয়েছে আপনার জীবনে?
হুম, জি। হুম। উম জি। হ্যাঁ। এরকমটা হয়েছে। আসলে আমরা বন্ধু-বান্ধব মিলে একবার হচ্ছে হলো গিয়ে একটা জায়গায় ঘুরতে যেতে চেয়েছিলাম। সেটা হচ্ছে মানে বেশ দূরে মানে য যেহেতু বন্ধু-বান্ধবের সাথে বেশ ঘোরা হতো, ইউনিভার্সিটিতে থাকার সময়। তো দেখা যেত যে মানে পরিবারের দেখা যায় মাকে বলে যেতাম। বা, বাবা জানত না। এরকম কিছু। তো সেক্ষেত্রে দেখা যেত যে মানে ধরেন বাবা কোনভাবে জেনে গেছে একটা বিষয়। যে আমরা আসলে ঘুরতে যাব। তো সেইক্ষেত্রে বাবা বললো যে যাওয়া যাবে না মানে
<chuckles> তখন কি দারুণ বকা খেয়েছেন নাকি? <chuckles>
আসলে না। মানে তার অপেক্ষায় ছিলাম না। মানে দেখা যেত, যে থাকে না? যে মানে মা মানে মুখ ফসকে বলে দিছে বাবাকে। তো ঐ সময় দেখা যেত যে মানে বাবা জেনে গেছে। এখন বলতো যে যাওয়া হবে না মানে হবে না। তো ঐ সময় দেখা যেত বাবার হ্যাঁ মানে না কে আর হ্যাঁ তে বদলানো যেত না। মানে ঐখানে আর আমি যেতে পারতাম না মানে পারতামই না। তো এরকম অনেক ঘটনা ঘটেছে।
<chuckles> বেশ, চমৎকারভাবেই কিন্তু আসলে বললেন, আ যেভাবে আসলে আপনি আ ঘুরতে গিয়েছেন বা, অনেক ক্ষেত্রে আসলে বাধা দেওয়ার যে চেষ্টাটা, সেটাকে আসলে আ মিষ্টিভাবে কিন্তু বদলে দিয়েছেন। যেমনটা আসলে আপনি বলছিলেন। তো কখনো কি আসলে কোনো একটি আ সিদ্ধান্ত নিয়েছেন, তখন আসলে আ ভয় বা, আনন্দ বা উত্তেজনার যে ব্যাপারগুলো থাকে, সেটা কি কখনো হয়েছে কোন সিদ্ধান্তর ক্ষেত্রে?
হুম। আচ্ছা, একটা <chuckles> মজার ঘটনা এখানে বলি। একটা ঘটনা ঘটতে যেয়ে আসলে বেশ মজার একটা ঘটনাও ঘটেছে এবং বেশ ভয়েরও একটা ঘটনা ঘটেছে। তো আমার এক ফ্রেন্ড হ ফ্রেন্ডের হচ্ছে হলো গিয়ে মানে আ কি বলে বয়ফ্রেন্ড এর সাথে দেখা করতে যাবে। তো সেখানে হচ্ছে হলো গিয়ে দেখা যেত যে, আমার চাচার বাসাও ঐখানে ছি চাচার শ্বশুর বাসা আসলে মূলত। তো ঐ চাচার শ্বশুর বাসায় আমি বেশ ছোটবেলায় গিয়েছি। আমার আসলে ঐ এলাকার নামও মনে নাই। আর কোথায় আছে মানে এটাও আমি জানি না। তো আমার ঐ ফ্রেন্ডের সাথে হচ্ছে হলো গিয়ে, আমরা ঐ এলাকাতে গিয়েছি। মানে বাসা থে আমাদের বাসা থেকে বেশ দূরে। হ্যাঁ? মানে আ ৪০ থেকে ৫০ মি মানে মিটা মন মিনিটের মতো আসলে দূরত্ব যেতে। কিন্তু বেশ দূ দূরেই বলতে গেলে। যেহেতু হ অ মানে হাই ওভার দিয়ে মানে হাই ব্রিজ দিয়ে যেতে হতো তো ঐটা দেখা যেত যে তাড়াতাড়ি চলে যাওয়া যেত ৫০ মিনিটের মধ্যে। তো আমার ঐ ফ্রেন্ড এর সাথে গেলাম। যাওয়ার পরে ও ওর বয়ফ্রেন্ড এর সাথে দেখা করসে, দেখা করার শেষে মানে আমরা আসলে বাসায় ফিরব। হ্যাঁ? তো আমরা আসলেও মূলত ওকে পাহারা দেওয়ার জন্য গেছি যে, ও যাতে এত ভয় টয় না পায়। জাস্ট দেখা করবে, দেখা করে গিফট দিয়ে চলে আসবে। এরকম একটা বিষয়। তো আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে হলো গিয়ে ঘুরতেছিলাম। আর ও ওর বয়ফ্রেন্ড এর সাথে কথা বলতেছিল। এমন মুহূর্তে আমার চাচী আমার চাচার আসলে শ শাশুড়ি আমাকে দেখে ফেলে তো দেখে ফেলার সাথে, সাথে, মানে আমাকে হা যখন হাতটা ধরে আমার নাম জিজ্ঞাসা করতেছে, "এই তুমি কি এরকম নাকি?" তো আমি বললাম যে "হ্যাঁ, হ্যাঁ," মানে যখন আমি বুঝতে পারলাম যে না, এই, এই এলাকায় তো আমার চাচার শ্বশুরবাড়ি তখন আমি সাথে, সাথে, মুখটা ঢেকে ফেলছি তো উনি আমাকে বলতেছিল যে
আচ্ছা বলুন তো! ও আচ্ছা, আচ্ছা খুবই দারুন! আচ্ছা, আচ্ছা সময়ের ব্যাপার। <chuckles> <chuckles> আচ্ছা, আচ্ছা। ভয় পাওয়ার যে ব্যাপারটি আসলে অ্যা তেমনটি আসলে হয়েছে যেমনটা আসলে আপনি বোঝাতে চাচ্ছেন আরকি। তো এই ক্ষেত্রে আসলে হ্যাঁ। আসলে এ্যা তারপরে কখনো কি এরকমটা হয়েছে? যে আসলে অ্যা এই যে, একটা সিদ্ধান্ত নিলেন এরপরে সেখানে গেলেন তো পরবর্তীতে আ ফিরতি পথে বা যাওয়ার সময় কি কোন প্রবলেম বা কোন সমস্যা হয়েছিল? আপনাদের কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে?
অ্যা হ্যাঁ। একদম, একদম। তো পরে ঐ উনি জিজ্ঞেস জি। না, ঐটা আসলে এত বেশি সমস্যা হয় নাই, যেহেতু আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম যে আসলে আমাকে দেখে ফেলছে। আমি যখন মুখটা ঢেকে ফেললাম তখন বলল যে, "এখন তো দেখে ফেলছি মুখ ঢাকার কোন মানে হয় না। কেন আসছ?" পরে আসলে খুব মানে technically কথাবার্তা বলে ওনাকে আসলে হ্যান্ডেল করতে হল। আ তখন আসলে বললাম যে ওর পরিবারের সদস্যদের সাথে দেখা করতে আসছে। এরকম, এরকম ওইটা ওর চাচা হয় এরকম করে বুঝিয়ে টুঝিয়ে তারপর হচ্ছে হলো গিয়ে আমরা ওখান থেকে আসলাম। এবং আসার পথে আসলে আমি মানে ওই নানিকে বললাম যে আসলে বলবেন না। যে এখানে আসছি চাচ্চু শুনলে তো বকা দিবে এরকম কিছু। তো বাসায় এসে আমি আবা আমি আবার আমার দাদিকে বলছি। দাদিকে বলে আসলে বিষয়টাকে ম্যানেজ করার চেষ্টা করছি যাতে উনি আসলে বিষয়টা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে এবং আমার উপর যাতে কোন ঝড়-টর না যায়। তো এটা আসলে প্রায়, প্রায় মনে করলে হাসি পায় এবং আমি যখন একসাথে বসি পরিবারের সবাই তখন সবাই আসলে আমার বেশ মানে থাকে না যে একটুখানি পোক করার চেষ্টা করে এই বিষয়টা নিয়ে? এরকম ঘটে।
<chuckles> <chuckles> <chuckles> <chuckles> খুবই! দারুণভাবে কিন্তু আসলে আপনার সেই হচ্ছে সাহসী সিদ্ধান্তের যে অভিজ্ঞতাটা সেটা কিন্তু বললেন এবং কিছুটা ধরা পড়ে গেছেন পরিবারের কাছে। এরপরেও আসলে কীভাবে ম্যানেজ করা যায়? সেটাও কিন্তু খুব দারুণভাবে কিন্তু আপনি বোঝানোর চেষ্টা করলেন। তো আ দেখা যায় না। যে আসলে, অনেক ক্ষেত্রে কিন্তু আসলে এই যে পরিবারের যে সদস্যগুলো তাদের জন্য কিন্তু অ জীবনে অনেক সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে হয়। তো আপনার ক্ষেত্রে আসলে আ এরকমটা কখনো হয়েছে যে, আসলে পরিবারের সদস্যদের কারণে কোন কখনো আ কোন বড় ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন? যেটা আসলে পরিবারকে সাহায্য করেছে সেই সিদ্ধান্তের ফলে?
জি, জি। হুম। উম জি। হ্যাঁ, অনেকগুলোই আছে, তার মধ্যে হচ্ছে হলো গিয়ে, আমার মা ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিল একবার। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে, আমি ভীষণ মানে দূরে ছিলাম ওই মুহূর্তটাতে, মানে কাজের ক্ষেত্রেই, কাজের কারণে মানে বাসা থেকে বেশ দূরে ছিলাম। দেখা গেল যে ২ দিনের মধ্যে আসলে আমি আর বাসায় ঢুকতে পারছি না, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত, এবং আসতে যেতেও অনেকটা সময়ের ব্যাপার-স্যাপার ছিল। তো সেই ক্ষেত্রে আ আমার মা ভীষণ অসুস্থ হয়ে যাওয়ার ক্ষেত্রে দেখা যে গেল যে, আমার বাসায় মানে বড় কেউ ছিল না, বাবাও কাজের জন্য বাইরে ছিল, তো আমার ছোট বোনটা বাসায় ছিল, এবং আমার ভাইটাও বেশ দূরে দূরত্বে ছিল, বাট ওর যাতায়াতটা একটু সুবিধা ছিল, মানে ও আসতে পারবে ১-১.৫ ঘন্টার মধ্যে। তো এমন সিচুয়েশনে দেখা গেল যে মার অবস্থা বেশ খারাপ হয়ে যাচ্ছিল, তো ওই মুহূর্তে আমার ছোট ভাইকে বললাম, ও বলল যে ওর যেতে, যেতে ১.৫ ঘন্টা। কিন্তু ওই ১.৫ ঘন্টা পর্যন্ত আসলে মানে ওয়েট করা যাচ্ছিল না। তো আমার ছোট বোনকে বললাম যে, নিকটস্থ যেই হসপিটাল আছে, মানে সেটা হোক আসলে নামি দামি বা হোক একদম কম দামি, কোন সমস্যা নেই, আগে একটা হসপিটালে নিয়ে যাও। তো যেহেতু দেখা গেল যে, এলাকাটা বেশ একটুখানি ভিতরের দিকে, তো দেখা যায় যে, বা মানে ছোট বোনকে বললাম রিকশা নাও, রিকশা নিয়ে হচ্ছে হলো গিয়া তাড়াতাড়ি করে হচ্ছে হলো গিয়ে, তুমি হসপিটালে যাও, তো হসপিটালে যাওয়ার পরে হচ্ছে হলো গিয়ে জানতে পারে মানে তৎক্ষণাত ঐ এলাকার মধ্যে হসপিটালে জানতে পারে যে, আসলে আমার আম্মু stroke করেছে, তো ওই মুহূর্তে যদি ধরেন যে, তাড়াতাড়ি কোন যদি প্রাথমিক চিকিৎসা না নেওয়া হতো, তাহলে হয়তো কোন বড় দুর্ঘটনা ঘটার মানে সম্মুখীন হতে হতো, মানে যেহেতু ও একদম ছোট ছিল, কিছু বুঝতে পারছিল না যে কি করবে না করবে। <smacks lips> তো সেই ক্ষেত্রে আসলে ওই সিদ্ধান্তটা বেশ দ্রুত নিতে হয়েছিল, এবং সব ব্যবস্থা আসলে ফোনের থ্রুতেই করতে হয়েছে।
ব্যস্ততার কারণে এক কথায়। ও আচ্ছা, আচ্ছা। খুবই দারুণ। এইটা কিন্তু দারুন সিদ্ধান্ত ছিল। এইটা এইটা কিন্তু ঠিকই বললেন। আ বেশ, চমৎকারভাবেই কিন্তু আসলে আপনার যে, সাহসী সিদ্ধান্তগুলোর কথা কিন্তু খুব সুন্দর করে বললেন যে, আসলে আ কীভাবে করে আসলে আপনি সাহসী সিদ্ধান্তগুলো নিয়েছেন, অনেক ক্ষেত্রে বান্ধবীকে হেল্প করার ক্ষেত্রে, কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি পরিবারের আ যেকোনো একটি আ খারাপ সিচুয়েশন বা সময় কিন্তু আপনি খুব আ পা কার্যকরী কিন্তু আসলে সাহসী সিদ্ধান্তগুলো কিন্তু, মাধ্যমে কিন্তু পরিবারকে কিছুটা আসলে সেই আ জায়গাগুলোতে, আসলে আপনি আ ভূমিকা রেখেছেন, তো আপনার সাথে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলে ভীষণ ভালো লাগলো, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
হুম, জি। আপনার সাথেও অনেকদিন পরে এই যে, এই বিষয় নিয়ে এবং নিজের যে সাহসী সিদ্ধান্তগুলো আসলে কিভাবে নিয়েছিলাম এবং এখনো নিচ্ছি, তো এইসব বলতে পেরে আসলে বেশ হালকা লাগল। তো ভালো থাকবেন আপনি, ধন্যবাদ আপনাকে, শুভরাত্রি।
হুম।